খুব আরাম করে ঘুমোতে দিচ্ছে।
বেশ। তাহলে আপনার সঙ্গে আপনি আমি যদি এখানে একটু জিজ্ঞাসা করি আপনাকে থামিয়ে দিয়ে খুব অল্প ভাষায় আ যে, আপনি digital detoxing করছেন ঠিকই কিন্তু আবার digital device টাকে ব্যবহার করেই করছেন, তাই তো?
হ্যাঁ, কিন্তু তাতে কিন্তু আমার detoxing হচ্ছে বলতে আমার screen time আমার ফোন কিন্তু automatic আ sleep mode এ চলে যাচ্ছে এবং আমাকে সকল প্রকার আ মানে digital জি-জিনিস থেকে আমাকে অব্যাহত দিয়ে আমাকে খুব আরামভাবে ঘুমাতে দিচ্ছে কিংবা আমাকে সময় কাটাতে দিচ্ছে। তো digital ভাবেই কিন্তু digital সমস্যার সমাধানটা করা যেতে পারে বলে আমার মনে হয়। কি বলেন?
হ্যাঁ। বাহ! আবা চমৎকার বলেছেন আপনি। আ তা-ত-তবে আপনাকে যদি আমি একটু আ সংক্ষিপ্তভাবে জিজ্ঞাসা করি, আপনার নিশ্চয়ই একটা সামাজিক পরিমণ্ডল রয়েছে। আ সেই সামাজিক পরিমন্ডলে যখন আপনি digital ডি-detoxing গুলো করছেন সে সামাজিক জীবনে কি আ এটার কোনো আ প্রভাব পড়েছে? কোনো পরিবর্তন এনেছে আপনার জীবনে?
আচ্ছা। আচ্ছা, detoxing করার জন্য আমি যখন বাহিরে থাকি বা কখন কোথাও আড্ডা দিচ্ছি কিংবা কোন জায়গাতে ঘুরতে গিয়েছি তখন কিন্তু আমার ফোনটাকে আমি silent mode এ রাখি এবং আমি চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত ফোনটা ব্যবহার না করতে যাতে করে আমার আ যে আ বাস্তবিক জীবনের যে কর্মকাণ্ডগুলো, যেমন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা কারো সাথে গল্প করা। সেটা কিন্তু আমার আ মানে আ কোন প্রকার সমস্যা হয়ে ওঠে না। কারণ আমার ফোনটা বা আমার digital device গুলোকে তখন আমার silent কিংবা আ Do not disturb mode এ রয়েছে।
হুম। বেশ। হু, হুম। হু, হুম। জি, জি, জি। হু, হুম হু, হুম। বাহ! চমৎকার! আ আপনাকে যদি আমার আমার অভিজ্ঞতা একটু যদি আমি share করি আপনার সঙ্গে, আ তাহলে আ-আপনার সঙ্গে আমি একমত এবং আমি খেয়াল করেছি যখন আমি আ digital device গুলোকে একটু আ আড়ালে রেখে যখন আমি আমার বন্ধুদের সঙ্গে একটু আ বা সে সময়ে আমি গুরুত্ব না দেই অন্য device গুলোকে, আমার বন্ধুদের সঙ্গে যখন আমার গুরুত্বটাকে বাড়িয়ে তুলি, তাদের কথা মনোযোগ দিয়ে শুনি আ কিংবা তাদেরকে আ আমি আমার আ সময়টা দেই, আমরা যে সময়টা উপভোগ করি এটা আমাদের সামাজিক মেলবন্ধনগুলোকে কিন্তু চমৎকার একটা আ দৃঢ় করে এবং আমাদের মধ্যে আদান ভাবের যে আদান-প্রদানটি হয় সেটি কিন্তু একটা চমৎকার আমাদের সেতুবন্ধন তৈরি করে। তো সামাজিক জীবনে আমার মনে হয় যখন আমি device গুলো থেকে দূরে থাকি, সামাজিক যে মেলবন্ধন, সামাজিক যে আমাদের আ একস একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগ, সেটি অনেক দৃঢ় হয় আমার ক্ষেত্রে। আমার মনে হয় আমার জীবনে এইম ত digital detoxing করার ফলে এই সামাজিক বন্ধনটা দৃঢ় হয়েছে।
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম।